আজকের দিনটা আমার অত্যন্ত চমৎকার কেটেছে আসলে সত্যি বলতে। মানে বৃষ্টি-টিষ্টি থাকাতে আসলে ওরকম তাপ ছিল না। আবার ছুটিও ছিল। তো বেশ উ একটু ঘুমালাম দিনে। আড্ডা-টাড্ডাও দিলাম বিকালে। বেশ ভালোই কাটলো। আপনার?
হু, হু। আচ্ছা। হু। আচ্ছা। হু, আমার ক্ষেত্রেও যদি বলি যে দেখুন আজকে কিন্তু আমাদের শহরে আসলে আ বৃষ্টি হয়েছে এবং আ বৃষ্টি যখন হচ্ছিল তখন আসলে বাইরে যেয়ে আসলে চায়ের আড্ডার যে ব্যাপারটা সেটা আজকে জমজমাট হয়েছিল। পাশাপাশি আসলে সবাই মিলে আসলে মুড়ি চানাচুরের যে ব্যাপারটা সেটাও আস আজকে হয়েছিল এবং আ দিনশেষে বলব যে আসলে বেশ আড্ডাটা জমেছিল। তবে আ যখন আসলে চা খাচ্ছিলাম, বৃষ্টি দেখছিলাম তখন কিন্তু আসলে আশেপাশে আমাদের দেশের যে পরিস্থিতি, আ ভোটের একটি আমেজ কিন্তু কিছু, কিছুটা আসলে চলতেছে। যে অনেকে বলছে যে আসলে ডিসেম্বরের মধ্যে আসলে ভোট হবে। অনেকে বলছে যে আসলে ভোট হবেই না। এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছিল। তো আপনাকে যদি আসলে প্রশ্ন ক হু, হু বলুন।
হু, হু। উ হুম। আচ্ছা, আচ্ছা, আহা আচ্ছা, আচ্ছা। হু, হু। হু, হু, হু, হু, হু। আচ্ছা। হু, হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। <chuckles> হ্যাঁ, ভোট আসলে এমন একটা বিষয় বুঝছেন? মানে ভোট জিনিসটা নিয়ে কিন্তু চায়ের দোকানে বসলে নির্বাচনের আগে যদি আপনি, সেটা স্থানীয় নির্বাচন হোক কিংবা জাতীয় নির্বাচন, চায়ের দোকানে যদি বসেন মানে এর পক্ষে-বিপক্ষে এই-ওই কত ধরনের আলোচনা যে আপনি শুনবেন হয়তো আপনার জীবনে আপনি এগুলো কল্পনাও করেন নাই এক জীবনে। যে এই প্রসঙ্গে এত কথা হতে পারে আসলে <chuckles>
হু, হু। <chuckles> হুম। হু, হু। <chuckles> হুম। একদম এক্সাক্ট।
হু, হু, হু।
ঠিকই বললেন, যে দেখুন আ যখন আসলে বসে ছিলাম তখন কিন্তু মুরুব্বিরা এসে বলছিল যে, "এই এইবারও হচ্ছে ভোট তেমন একটা ভালো হবে না। এইবারও হচ্ছে ভোট জালিয়াতি হবে।" তো আরেকজন বলছে যে, "না এইবার হচ্ছে ছাত্ররা দায়িত্ব নিয়েছে। এবার আসলে সংস্কার করেই ছাড়বে।" এবং এটা আমাদের আসলে আ ভোটদানের যে ব্যাপারটা সেটা বলছে যে, "দেখ আওয়ামী লীগের যারা আছে তারা কিন্তু ভোট কেন্দ্রেই যাবে না। তাহলে কিসের সুষ্ঠু ভোট? তোরা তোরাই ভোট দে।" তো উনি আসলে কিছুটা আ মুক্তিযোদ্ধা ছিলেন তো। এইজন্য আসলে এই টাইপ এর আসলে কিছুটা অন্য মনোভাব। তো আমরা আসলে হ্যাঁ, হ্যাঁ।
হু, হু। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। হু, হু। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। <chuckles> আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি আসলে। যাই হোক মানে হ্যাঁ, হ্যাঁ, উনি উনি উনার পার্সোনাল ফিলিং টাকে ওখানে টেনে ফেলছেন ডিসকাশন এ।
<chuckles> একদম। তো আপনার কাছে আসলে আমাদের হচ্ছে আসলে ভোট দেওয়ার যদি ব্যাপারটা নিয়ে যদি বলি যে দেখুন, এটা শুধু আমাদের অধিকার না আসলে কর্তব্য। আপনি আসলে কি মনে করেন এই ব্যাপারটা নিয়ে?
এ হ্যাঁ। হু, হু। হু, হু।